আচ্ছা আপনি যখন প্রেমে পড়লেন, তখন আসলে ১ম যে সাক্ষাৎটা হয়েছিল সেটা আসলে কেমন ছিল আপনার কাছে?
<chuckles> জি আসলে বলতে গেলে যে অ্যা ১ম প্রেমে পড়ার যে একটা বিষয় বা ১ম সাক্ষাতের যে একটা বিষয় সেটা কিন্তু এক কথা খুবই মানে এক কথায় এক্সাইটিং বলেন বা এক কথায় উত্তেজনামূলক মানে সবকিছুই কিন্তু অ্যা কাজ করতেছিল বা ভালো লাগা বলেন এই জিনিসটা যখন ১ম একটা সাক্ষাতের মধ্যে হচ্ছিলো। যে আ মানে কালকে দেখা করবো তো দেখা গেছে আগের দিন রাত থেকেই মানে ব্য প্রস্তুতি চলতেছিল যে আ কি করা যায় বা কীভাবে এক কথায় একটু ভালো দেখা যায়।
হুম, হুম। আচ্ছা। মানে ওই দিনটা নিয়ে কি আসলে খুব বেশি এক্সাইটেড ছিলেন কি?
হ্যাঁ, একদম, একদম। মানে জিনিসটা এক কথায় যে ১ম যেহেতু একটা দেখা হচ্ছে কারো সাথে। তো অ্যা সেক্ষেত্রে একটু মানে আমি আমার কাছে লাগতেসিল কি, আমি YouTube এ যায়া একটু দেখি যে আ কি অবস্থা, কিভাবে অ্যা মানে কথা বলতে হয় বা কীভাবে একটু ম্যাচিউর দেখাইতে হয়।
আচ্ছা। <chuckles> বুঝতে পেরেছি। বা ফার্স্ট ইম্প্রেশনটা আসলে যাতে একটু ভালো ফেলানো যায়, তাই না?
হ্যাঁ, হ্যাঁ, <chuckles> জি, জি একদম, একদম। "ফার্স্ট ইম্প্রেশনই তো লাস্ট ইম্প্রেশন না?" তো আ সেই ক্ষেত্রে আর কি চেষ্টা করতেছিলাম যাতে একটু ভালো একটা আ একটা appearance নিয়ে যাওয়া যায় আরকি। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে YouTube এর মাধ্যমে একটু শিখা নিলাম বা দেখা গেছে যে আ বন্ধু-বান্ধব যারা একটু অভিজ্ঞ আছে এইসব ক্ষেত্রে মানে আ এর আগেও প্রেম করেছে বা অনেক অভিজ্ঞতা আছে, সে তাদের থেকেও একটু অভিজ্ঞতা নিচ্ছিলাম যে, কি করা যায়? বা কোথায় দেখা করা যায়? তো তারা বলল, যে আসলে মানে "১ম যেহেতু, সেহেতু আ মানে চেষ্টা কর, যে একটা কফি শপ বা এরকম কোন একটা জায়গা নিয়ে তারপর একটু ওইখান থেকে তারপর একটু ঘোরাঘুরি বা অন্য কোন একটা জায়গায় কাউ যাওয়া।" মানে এক কথায় এক জায়গায় যে দেখা জি, জি।
আচ্ছা। বুঝতে পেরেছি। হুম, বুঝতে পেরেছি। তো আসলে একদম, একদম। তো আসলে এইখান থেকে একটা জিনিস আসলে জানার <scoffs> বেশ কৌতূহল হচ্ছে আপনার পুরো ঘটনা। আপনি আসলে তখন আসলে আপনার বয়সটা কত ছিল? বা আসলে কি কোথায় গেলেন এক্সাক্ট যদি আসলে জায়গা বা কফি শপ টা আসলে কোথায় ছিল? বা আপনার শহর টা কোথায় ছিল? সেটা যদি একটু আ বলতেন তাহলে বেশ ভালো লাগতো।
<chuckles> <chuckles> জি, আসলে দেখা গেছে কি যে আমার বয়স তো ওরকম ছিল মানে এক কথায় উম জোয়ান বয়স এক কথায় যে এইচএসসি পাস করেছি। তো তখন আরকি বিষয়টা মানে দেখা গেছে যে আ যখন আরকি এরকম হয়েছে যে একটু মানে আ ডেট ফিক্সড করেছি যে আমরা অমুক দিন দেখা করবো। দেখা যেত এর আগে আমাদের ওই অনলাইনেই কথা হত আরকি যে অনলাইনে কথাবার্তা হচ্ছে ডেইলি আর এভাবেই দেখা যাচ্ছে চলতেছিল। পরে দেখা গেল দেখা করার একটা সুযোগ হলো যে না আ অমুক দিন দেখা করতে পারবে। তো আমি বলছি হ্যাঁ, আ চলো দেখা করি। তারপর আ বললাম যে অমুক একটা কফি শপ এর কথা। আমার বন্ধুদের থেকে একটু রিকমেন্ডেশন যে নেয়া ওখানে আ সার্ভিস টাও ভালো বা ওখানে কফিটাও মজা আছে। তো অ ভালো একটা সময় কাটবে। তো আমিও আমার বন্ধুদের কথা মতন ঐ কফি শপ এ যাই। আ দেখা গেছে কি যে আমি একটু আগে চলে যাই আরকি। দেখা গেছে আ হ্যাঁ, মানে একটু অপ
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। ও আচ্ছা। তো এই যে আপনি আগে চলে গেলেন, হ্যাঁ? এই যে আপনি একটু আগে গেলেন তো ১ম এই আসলে তাকে যখন দেখলেন, হ্যাঁ? তাদের সাথে, তার সাথে আসলে আপনার পরিচয়টা আসলে কিভাবে হয়েছিল? যে এটা দেখে আসলে আপনি ১ম এ যে দেখা করার সিদ্ধান্তটা নিলেন। আমি তো আসলে বুঝতে পারছি আপনি কতটা আসলে বলা যায় এটা নিয়ে রোমাঞ্চিত ছিলেন। তো ঐ বিষয়টা যদি আসলে একটু বলতেন যে আপনার সাথে কিভাবে পরিচয় হলো? কিভাবে আসলে আপনারা সিদ্ধান্ত নিলেন, আপনারা এইদিন আসলে সা সাক্ষাৎ করবেন সেই বিষয়টা যদি বলতেন।
জি, জি।